এমনটি নয় যে আমাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে পরিবার কিংবা সমাজ কিংবা বন্ধু-বান্ধব। আ এমনটি যদি হতো তাহলে আমি নিশ্চয়ই অন্যের কথার উপর প্ররোচিত হয়ে আমি কোনো কাজ করছি এমনটি নয়। আমার ভীষণ ইচ্ছা ছিল যদি আমি ফেইলিউর ও হই আ সমাজ যেভাবে চোখ রাঙিয়েছে, বন্ধুরা যেভাবে উপেক্ষা করেছে কিংবা পরিবারের লোকেরা যেরকম ইতিবাচক-নেতিবাচক ২ ধরনের কথা বলেছে, সেক্ষেত্রে আমি ফেইলিউর হব কিংবা আমাকে সবাই কটু কথা বলবে এমন কখনোই ভাবিনি। আমার নতুন পরিচয় দাঁড় করাতে গিয়ে যদি আমাকে সেক্ষেত্রে ব্যবসায়ী হতে হত, বা একজন আ বললাম যে আমি একজন ফার্মিং করতে পারি, একটা ছোট্ট ব্যবসা করতে পারি। ইভেন আমি হয়তো অন্যের ফার্মে চাকরিও করতে পারি। সেটা একেবারে বেসরকারি কোনো একটা জায়গায়, স তাতেও আমার কিছু এসে যায় না। আমার পরিচয় আমাকে দাঁড় করাতে হবে যে, আমি কিছু একটা কাজ করছি, এই যা।
টেইলারও হন, হ্যাঁ। কথায়, হ্যাঁ। ব্যবসায়ী হতে হতো। এসেছেন, আচ্ছা। <smacks lips> আচ্ছা মানে মূলত আপনি নিজের পরিচয় নিজেই দাঁড় করাতে চান সেটাতে যেভাবেই হোক, নিজের আত্মবিশ্বাসটা আপনার উপর চে মানে নিজের উপর ছিল, আ যে আপনি পারবেন জীবনের সাফল্য যেভাবেই হোক আপনি আনবেন। শুনে বেশ ভালো লাগলো তার সাথে যদি বলতে যে নতুন পরিচয় গড়ে তোলার যে সময়টা তো তখন কি কোনো নির্দিষ্ট অভ্যাস আপনার বদলাতে হয়েছে?
যেভাবেই হোক সেটি। জি, নিশ্চয়ই। ঠিক তাই, ঠিক তাই। হ্যাঁ, নির্দিষ্ট অভ্যাস অনেকগুলোই বদলাতে হয়েছে। প্রথমত হচ্ছে অ্যা অড মানে অ অযাচিত কোনো জায়গায় অযথা সময় নষ্ট করার প্রবণতা এটাকে কমিয়ে আনতে হয়েছে। কারণ চেলেঞ্জ ছিল তো যে অ্যা একটা চাকরির বাজারে বর্তমান টিকতে গেলে ৫,০০০ মানুষকে সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে আপনাকে ১ম হতে হচ্ছে। তো এইরকম জায়গায় সময় ব্যবস্থাপনাকে সময়কে একটু প্রাধান্য দিতে হয়েছে। অনেক জায়গায় রুটিনের পরিবর্তন করে আ নিজের রুটিন এর মধ্যে পড়াশোনা এবং সময়কে সেভ করে বাজারে অযথা না ঘুরাফেরা করা, অ্যা কিংবা বন্ধুদের আড্ডায় দীর্ঘ সময় না অতিবাহিত করা, এই জিনিসগুলো করা হয়েছে।
ছে এটা ভালো বলেছেন আপনি। ১ম হতে হয়, হ্যাঁ। এই জিনিসটা করা হয়েছে। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনার একটু বাজে অভ্যাস ছিল যে, আড্ডা দেওয়া বা সময় নষ্ট করা সেটা আপনি যে আ সেটা কিন্তু আপনি বাদ দিয়ে আপনি নিজের যে পরিবর্তন সেটার উপর কিন্তু আ মানে করেছেন। এটা বেশ ভালো বলেছেন আপনি তার সাথে যদি বলতেন যে, আ কেউ যদি নিজের মানে পরিবর্তনটাকে গুরুত্ব না দিত তখন কি আপনি, মানে তখন আপনি কি করতেন?
জি, জি, জি, হুম, হুম। ফোকাসটা করেছিলাম আরকি বেশিরভাগ প্রায়।

আমি যখন বেকার ছিলাম তখনই সবচেয়ে বেশি উপলব্ধি করেছি যে, মানুষের জীবনের পরিচয় চেঞ্জ করতে গেলে কিছু একটা করিয়ে দেখিয়ে করিয়ে দেখাতে হবে। আমার পরিবারও হতাশ হয়ে যাচ্ছিলো, আ আমার বন্ধুবান্ধবরাও বলাবলি করছিলো যে সময় তো ফুরিয়ে আসছে ত্রিশ বছর হচ্ছে চাকরির মেয়াদ আ সরকারি চাকরিতে ঢোকার। তো আমি তাদেরকে বলার চেষ্টা করেছি যে, একটা কিছু না আমার জীবনে একটা কিছু না আমার তো আছেই সামনে। হয় চাকরি করবো নয়তো উদ্যোক্তা হবো, ব্যবসাও করতে পারি। এমন না যে একটাই স আমি যে শুধুমাত্র পরিচয় আমাকে দাঁড় করাতে হবে আমি চাকরিজীবী। যদিও মনে, মনে চাচ্ছিলাম যে আমার একটা চাকরি হোক, আ কিন্তু ওটাতেই আমার যে একেবারে নিবিষ্ট হয়েছিলাম এমনটি নয়। আমি বিকল্প খুঁজছিলাম মাঝে মধ্যে যে হ্যাঁ। আমি হয়তো যদি বাই চান্স আমি চাকরি না পাই তাহলে হয়তো একটা ব্যবসা দাঁড় করাবো অ অথবা একটা উদ্যোক্তা হবো, সেটা মুরগির ফার্ম দিয়ে হোক, একটা ছোট ফার্ম দিয়ে হোক। সেরকম একটা পরিচর্যার মধ্য দিয়ে নিজেকে আমি তৈরি করছিলাম বা নিজেকে চেলেঞ্জ গুলোকে উতরানোর চেষ্টা করছিলাম।
খাতে হবে, হ্যাঁ। আছে সামনে, হ্যাঁ। চাকরিজীবী। অ্যা করবে। তৈরি করতে পারবেন, মানে আপনি একদম ঠিক। মানে আপনি মূলত বলতে চাচ্ছেন যে আপনার নতুন পরিচয় যে আ মানে চাকরি দিয়েই ক হতে হবে এরকম কিছু ছিল না, আপনি শুধু চায় চেয়েছিলেন যে নিজের পরিচয়টা গড়তে হবে, যাতে মানুষ আপনার বুঝতে পারে যে, আপনি একটা জি, জি, এতদিন পর কাজের পর মানে আপনি এতদিন ছাত্র ছিলেন। অ্যা এখন আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু সবাই বলবে যে বেকার। তো এই বেকার থেকে বের হওয়ার কারণে নতুন পরিচয় আপনার দাঁড় করানোর শুরুটা হয়। তো শুনে বেশ ভালো লাগলো। তো আপনার কি মনে হয়েছে যে কেউ আপনাকে ভুল বুঝেছিল এই সময়ে? তো তখন কিভাবে সামলেছিলেন নিজেকে?
ঠিক তাই। হ্যাঁ, একটা স্বাবলম্বী পরিচয় যেন নিজের থাকে, ঠিক তাই। হুম। বেকার, ঠিক তাই। জি, জি, নিশ্চয়ই।

দেখুন আমি যখন ১ম অফিসে যাই তখন আমি কিন্তু একটা ব্যাগ গুছাচ্ছিলাম। আ তো সেই ব্যাগের মধ্যে আমার অফিসে জিনিসপত্র ছিল বিশেষ করে আমার অফিসে যেটা রেগুলার কাপড়-চোপড় বাদ দিয়ে আমাদের যেগুলো একেবারে কোট করা কাপড় যে এইটাই পরে যেতে হবে, অফিসে সাদা শার্ট রাখতো অথবা হালকা আকাশি রঙের শার্ট পরতে হতো টাই পরতে হতো, একটা স্যুট পরতে হতো, তো এইরকম একটা বিষয় ছিল। তো পরিবারের মানুষ বলতে কি আমার বড়ো বোন ছিল খুব চতুর মানুষ আ সে ম মাঝে মধ্যে মাকে বলত যে এখন ভাইয়ার যে চাকরিটা হয়েছে তো, তার কিছু এখন ডিমান্ড আছে। তাকে নির্দিষ্ট সময়ে খাবার দেয়া এবং আ নির্দিষ্ট সময়ে তাকে অফিস থেকে যা যেতে সাহায্য করা। এই বিষয়গুলোর সঙ্গে আমার বড় বোন একটু সাহায্য করেছিল এবং সে এই বিষয়ে বেশি উচ্ছ্বসিত ছিল যেমন তেমনি সহায়কও ছিল এবং তার কথাই মনে পড়ছে এই মুহূর্তে ভীষণভাবে।
করছে, করছে। খুব চতুর মানুষ ছিল। হ্যাঁ। আবার দে আচ্ছা। সা তোকে ছিল। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে, আপনার এরকম পরিবর্তন হওয়ার পর কিন্তু আপনি নানান ধরনের কিন্তু সাহায্য পেয়েছেন। বিশেষ করে আপনার পরিবার থেকে আ যেটা কিন্তু আপনাকে অনেক আ সাহায্য করেছে। তার সাথে যদি বলতেন যে, এই যে পরিচয় পরিবর্তনের যে সময়টা সবচেয়ে কঠিন অংশটা কোনটা ছিল যদি বলতেন?
নিশ্চয়ই, নিশ্চয়ই। হু, হু। হু, হু। দেখুন আমরা যখন একটা পথ পরিক্রমার মধ্যে পাড়ি দেই আ তখন আমাদের সেই পথের মধ্যে সবচেয়ে বড় আ আ ব যে জায়গায় হচ্ছে কঠিন মনে হয় সেটা হচ্ছে আমি যে কল্পনাটা করি আ সেই কল্পনাকে ঘিরে, যখন আমি প্রস্তুতি নেই তখন কাজের মধ্যে থাকি, যেমন ছাত্র জীবন আমাদের যে চাকরির জন্য কাজ করবো এবং চাকরিটা হচ্ছে আমার সর্বোচ্চ প্রত্যাশা এবং সেটা আমার সাফল্য। কিন্তু এই যে মাঝখানে যে বেকার জীবন, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ব্যর্থতার জায়গা ভয়ের জায়গা, কল্পনাতেও আমি আনতে চাই না এই জায়গাটা। আর কোনদিন যেন আমার মনে না হয় যে, আমি ওই জায়গায় ফেরত যাই। তো এই পথে আসলে আমার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটি আমার জীবনের আ কলঙ্কিত অধ্যায় সেটা হচ্ছে ব্যর্থতার জায়গা। সেটা হচ্ছে আ বেকার জায়গাটি, জি।
কল্পনাটা করে থাকেন, হ্যাঁ। সাফল্যটা ধরো। ব্যর্থতা থেকে। শেষ। ব্যর্থতার জায়গাটা। আচ্ছা, আচ্ছা। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে, পরিচয় পরিবর্তনের সময় সবচেয়ে বেশি কঠিন যে সময়টা ছিল সেটা আপনার ব্যর্থতা বা এই যে বেকার থাকার যে সময়টা সেটাই সবচেয়ে বেশি আপনার জন্য কঠিন ছিল। তার সাথে যদি বলতেন যে, আপনি কখনো ভেবেছিলেন যে, হয়তোবা আপনার পরিবার বা বন্ধুরা বা সমাজ আপনাকে মানবে না। তো সেই সময় আপনি আত্মবিশ্বাসটা কিভাবে নিজের উপর ধরে রেখেছিলেন।
ব্যর্থতার জায়গায়, বেকার যে জায়গাটা। ঠিক তাই, হ্যাঁ। জি।

প্রথমত যখন আমার চাকরি হচ্ছিল না তখন কথা দিয়েই সবকিছু সামলাতে হয়েছে। আ তখন কথা দিয়ে হয়তো কাউকে সান্ত্বনা দিতে হয়েছে, কথা দিয়ে কাউকে হয়তো ক্রোধ বোঝানো হয়েছে, আবার কথা দিয়েই হয়তো কাউকে হয়তো বোঝানো হয়েছে যে না আমি এটা করেই দেখিয়ে ছাড়বো। আর তন ততক্ষণ পর্যন্ত এই কথাগুলোর কোনো মূল্য ছিল না যতক্ষণ না আমি শেষ পর্যন্ত একটা চাকরি পেলাম কিংবা সে চাকরি করছি। আ এই এই দুটো ক্ষেত্রেই ছিল যে কখনো কথা দিয়ে আমাকে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে আ বা পরিচয়টা দাঁড় করাতে হয়েছে আবার কখনো কাজ দিয়ে। বেশিরভাগ সময় কাজ দিয়ে প্রত্যাশিত ফলাফলটা এসেছে কথাগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না।
হ দিয়ে আচ্ছা। পরে থেকে থাকে, হু। দাঁড় করাতে হয়েছে। এল না মানে মূলত হচ্ছে বলতে চাইছেন যে, ২ টারই ভারসাম্য মেনেই কিন্তু আপনি আ আগিয়ে গিয়েছেন আর পরবর্তীতে কিন্তু নিজের আ পরিচয় কিন্তু দাঁড় করাতে আপনি সক্ষম হন। তো ওইযে আপনি যখন এরকম সক্ষম হন তো পরিবারের প্রতিক্রিয়া কিরকম ছিল যখন নিজেকে নতুনভাবে আপনি উপস্থাপন করলেন?
২ টাই ভারসাম্য ছিল, জি। হুম, হুম। বাহ! চমৎকার দেখুন আপনি আমি প্রত্যেকটা মানুষ যখন সফল হই কিংবা আমাদের মধ্যে যখন সফলতা ঘিরে আসে তখন কিন্তু প্রত্যেকেই বাহবা দেয় এবং আমার পরিবারও এর বাইরে না। মানে আমরা কেনো জানি আমাদের শুধু ভালো ফসলটা নিতে উদ্যমী কিন্তু খারাপটাকেও যে আমাদেরকে গ্রহণ করতে হবে সেই প্রবণতাটা আমাদের মধ্যে খুব কম। তো আপনি ঠিকই বলেছেন পরিবারের লোকেরা ভীষণ, ভীষণ খুশি সেটা তারা তো মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে আশেপাশের আমাদের যারা প্রতিবেশী ছিল তাদেরকে। আ আর বন্ধু-বান্ধব তো বলেই বসলো যে একটা বড় বাজেট দিতে হবে, একটা খাবার বাজেট তাদেরকে রান্না করে খাওয়াতে হবে, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। এরকম আসলে বন্ধুদের প্রতিক্রিয়া একরকম পরিবার পরিবেশের প্রতিক্রিয়া আলাদা তখন। তবে সবাই উচ্ছ্বসিত ছিল আনন্দিত ছিল যে আমার খুশিতে তারা খুশি হয়ে হয়েছে এরকম একটা বিষয়।
এরে আছে, হ্যাঁ। সাধটা গ্রহণ করতে হয়। বন্ধুদের একরকম হুম। আচ্ছা, ইন্টারেস্টিং মানে মূলত আপনি যে আ নতুনভাবে উপস্থাপন করতে পেরেছেন তখন কিন্তু ২ টাই পরিবার বা বন্ধুরা দোনো দোনোজনই কিন্তু অনেক বেশি খুশি হয় বা আপনার জন্য কিন্তু আনন্দ বোধ হয়, তো শুনে বেশ ভালো লাগলো। তার সাথে যদি বলতেন যে ১ম আ এমন কোনো মানুষ আছে যেটা আপনার স মানে এইযে পরিবর্তনটা বুঝেছে, সেটা কে ছিল যদি বলতেন?
খুশি হয়েছে ঠিক তাই হুম, হুম।